আচ্ছা। না, আপনার কথাগুলো কিন্তু শুনেই বোঝা যাচ্ছে যে, আপনি কিন্তু বিষয়টাকে বেশ পরিবর্তন করে ফেলেছেন। হুম।
সেটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে।
না, আপনি যদি আমাকে বিষয়টা একটু খুলে বলতেন যে, আপনার যে আগের যে ব্যাপারটা, এটাতে আসলে সমস্যা হতো না, তাই না? কিন্তু এখন আসলে ব্যাপারগুলো problematic কেন মনে হচ্ছে? যদি বিষয়টা একটু তুলনা করে আমাকে বলতেন।
আসলে দেখা যাচ্ছে, আগে না কাজের উপর অনেক interest থাকতো আমার। কিন্তু এখন হচ্ছে কি যে ঐযে একটা একঘেয়েমি ভাব চলে এসেছে। দেখা যাচ্ছে যে, "কেন কাজ করবো? ভালো লাগছে না। যাই একটু social media তে ঘুরে আসি।" আবার দেখা যাচ্ছে যে, এমনও হচ্ছে যে, "না! এখন আসলে ভালো লাগছে না। যাই একটু অন্য কাজ করি।" তো প এভাবে করতে, করতে না আসলে সময়টাই পার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে, "কি করবো বা কিভাবে শেষ ক করব!" ওটাতেই কাটাতে পারছি না।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা।
দেখা যাচ্ছে বারবার ফোনের জন্য মানে মনোযোগটা হারিয়ে যাচ্ছে।
না, আপনার কথাগুলো শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আপনি বিষয়টা নিয়ে চিন্তিত।
জি। করতে তা আবার হচ্ছে অন্য আরেকটা ইসে চলে আসে। তো কোনো না কোনো একটা সমস্যা, আবার দেখা যাচ্ছে বিভিন্ন program-এ কিন্তু মনোযোগটা হারিয়ে ফেলছি বা বন্ধুদের সাথে এ কথা বলতে গে
আচ্ছা। হুম।
লে আবার মনে হচ্ছে যে, "একটু যদি ছুটি নিয়ে আসতে পারতাম কয়েকদিন, তখন কিন্তু আবার রিফ্রেশ লাগত।" চো এইযে একটা চাপটা, আবার আমার যে supervisor, সে না আমাকে আসলে এত কাজ দিয়ে রাখে এ জো রাখে তো সেক্ষেত্রে হয় কি, আমার না আরও বেশি আসলে কাজের উপর থে থেকে যে মনটা, সেটাই আসলে উঠে যায়। এ মানে অ্যা আগে যেটা আসলে হতো, আর এখন তো মানে মানে আগে হচ্ছে যেটা আমি করতে পারতাম, কিন্তু এখন আসলে করতে পারছিনা কোনোভাবেই।
আচ্ছা? হুম। আচ্ছা।